আমি ঠিক বুঝে উঠতে পারছি না এ মুহূর্তে আমার ঠিক কি করণীয়? আসলে এমন পরিস্থিতিতে আমি আগে কখনো নিজেকে পড়তে দেখিনি।
মহুম।
আ অনেকটা হতাশ হয়ে যাচ্ছি। আর নিজের উপরও কেমন যেনো একটু বিরক্ত লাগছে। নিজেকে দোষারোপ করতে ইচ্ছা করতেছে যে, এই ধরনের সিচুয়েশনে কেনো আমি নিজেকে নিয়ে আসলাম? আ হয়তোবা আরো ভালো ক থাকতে পারতাম আমি একটু চেষ্টা করলে। তো <sighs> আ এই বিষয়টা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে, এটা আমার শারীরিকভাবে উম মানে অনেক ক্লান্ত করে ফেলতেছে। মানসিকভাবে আমি অনেকটাই বিষণ্ণ। আর পারিবারিকভাবেও বেশ কিছু ঝামেলার সম্মুখীন হচ্ছি আমি। যেটা আমি, আমি আসলে চিন্তা করি নাই বা ধরতে পারেন আমি কল্পনার মধ্যেই আসেনি। তো এই পরিস্থিতিতে আম ভাবছিলাম যদি কারো সহযোগিতা পাওয়া যায়, তাহলে হয়তো একটা সুন্দর দিক-নির্দেশনা পাবো আমি এবং এ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। আপনি কি আমাকে এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারেন কি?
ওহো! হুম। ওকে। হুম। উম আসলে আমি আ চেষ্টা করবো যথাসাধ্য আপনাকে সহযোগিতা করার জন্য। কিন্তু ১ম এ আমাকে কিন্তু আরেকটু খোলামেলা বলতে হবে যে আসলে আপনার সমস্যাটা কোথায় বা আসলে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন? তাহলে কিন্তু আসলে আমার ক্ষেত্র থেকে আমার যে সহযোগিতা করার যে ব্যাপারটা সেটা কিন্তু কিছুটা সহজ হয়ে আসবে।
হুম। নিশ্চয়ই। এ্যা দেখুন আমি বিষয়টা আমার কর্মক্ষেত্রের সাথে জড়িত। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, তো ব্য বেশ কিছুদিন হলো; আমি ৩ বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। তো ভালোই চলছিলো আলহামদুলিল্লাহ। আর সবাই আমার সহকর্মী যারা আছেন মোটামুটি সবাই সহযোগিতাপূর্ণ মনোভাব প্লাস আ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক যাকে বলে। আ একজন আরেকজনকে আমরা সহযোগিতা করি। হ্যাঁ। ঠিক আছে সবই ঠিক আছে। অফিসের কর্মপরিবেশও ভালো। কিন্তু ইদানিং যেটা হয়েছে যে আমাকে ১ টা ডিপার্টমেন্ট থেকে দায়িত্ব সরিয়ে অন্য একটা ডিপার্টমেন্টে দায়িত্বটা দেয়া হয়েছে। আমি মূলত বিপণন বিভাগে ছিলাম। বিপণন বিভাগ থেকে সরাসরি বিক্রয় বিভাগে আমাকে আ সরিয়ে দেয়া হলো। এটার অবশ্য কারণ আছে যে, ম্ম বিক্রয় বিভাগে যে সহকর্মীরা ছিলেন, তাদের মধ্যে থেকে ২ জন অন্য জায়গায় চলে গেছেন, হ্যাঁ। অন্য একটা প্রতিষ্ঠানে একটু বেটার opportunity পেয়েছেন তারা চলে গেছেন। তো আমার অফিস ভাবছে যে আমি হয়তোবা আ সেই কাজের জন্য যোগ্য। আর Immediately আসলে কোনো Replacement না থাকার কারণে তারা আমাকে ও ঐ বিক্রয় বিভাগে আমাকে স্থানান্তর করলো। তো বিষয়টা আসলে আমার হাতে ছিল না যে, আমি না করবো, হা করবো সেই পজিশন ছিল না। তারা আমাকে সরাসরি একটা নোটিশ দিলো, যে আপনি উম আ আগামী মাস থেকে এই বিক্রয় বিভাগে কাজ করবেন এবং আপনি আপনার বিকল বিক্রয় বিভাগের যে ব্যবস্থাপক আছে উনার কাছে রিপোর্ট করবেন। তো এই বিষয়টা আসলে আমাকে খুব বেশি পীড়া দিচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে, এটা আমি আসলে সামলাতে পারবো কি পারব না; এটা আমি বুঝতে পারছি না। আর আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। আর যার কারণে দেখা যাচ্ছে যে, আমার ব্যক্তিগত যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। আমার আ রুটিনটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমার খাবার সময় ঠিক নাই। আমার ঘুম হচ্ছে না ঠিক মতো। মানে ১ টার সাথে আরেকটা মনে হচ্ছে যে জড়িয়ে, পেঁচিয়ে একটা আ Massacre একটা অবস্থার মধ্যে আমি নিজেকে একটা উ খুঁজে পাচ্ছি। এখান থেকে বের হওয়াটা আমার জন্য জরুরি। এখান থেকে বের হয়ে আমি একটা সুস্থভাবে চিন্তা করাটা জরুরি। আবার মাঝে, মাঝে ভাবছি যে আমি কি চাকরিটা ছেড়েই দিবো কিনা? অন্য কোনো চাকরি খুঁজবো কিনা? আবার এটা করলেও সমস্যা। কারণ অর্থনৈতিক যে বিষয়টা আছে আমার পরিবার আমার উপর নির্ভরশীল। তো কি যে করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অনেকগুলো বিষয় একসাথে মানে তালগোল পাকিয়ে যাচ্ছে।
আচ্ছা। হু, হু। আচ্ছা। উ হুম। হ্যাঁ। হ্যাঁ। জি। বুঝতে পেয়েছে। হুম। জি। হুম, হুম। জি। হুম। জি। আসলে বোঝাই যাচ্ছে, আসলে সবকিছু কেমন যেনো আপনার জীবনে ওলটপালট হয়ে গিয়েছে। শুধুমাত্র এই একটা বিপ বিক্র বিপণন বিভাগ থেকে বিক্রয় বিভাগে হস্তান্তর করার ক্ষেত্র দিয়ে। তো আসলে আপনি আ দেখেন, ব্যাপারটাকে একটু পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করেন। কারণ আপনাকে তারা যোগ্য মনে করেছে দেখেই তো আসলে সেই জায়গাতে বসিয়েছে। তাই না? তাহলে তো আসলে আপনাকে অফার টা করত না। আপনার জায়গায় হয়তো অন্য কাউকে নিতো। তো এটা আপনার জন্য আসলে কিন্তু একটা পজিটিভ দিক। আর যেহেতু আপনি ওই প্রতিষ্ঠানটাতে অনেকদিন ধরে কাজ করছেন। তো আমার মনে হয় না যে, আসলে পরিবেশের সাথে মানিয়ে নিতে আপনার তেমন একটা সমস্যা হবে। হ্যাঁ, হয়তো আপনার ওই বিভাগের নতুন সহকর্মী হবে। তো তাদের সাথে কিছুদিন হয়তোবা আ একটু আ খোলামেলা হতে সময় লাগতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আপনি যদি তাদের সাথে আ ঠিকঠাকভাবে কথাবার্তা বলেন, নিজে থেকে এগিয়ে যান এবং একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, তাহলে কিন্তু আ সেখানেও কিন্তু আপনার একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যাবে। আসলে আ আপনি আসলে এভাবে কি একটু চিন্তা করে দেখেছেন? বিষয়টাকে নেগেটিভ না ভেবে যদি একটু পজিটিভ ভাবেন, তাহলে কেমন দেখায়?
হ্যাঁ। হু, হু। আচ্ছা। আচ্ছা। ওকে। আপনার যে পরামর্শটা দিলেন আ এটা আমার বেশ আ ভালো লাগলো। আ প্রথমত বলব, যে না আমি এভাবে আসলে ভেবে দেখি নাই। আমি এতটাই মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছিলাম। আ কারণ আমি আ ভেবে রাখছিলাম যে আমি বিপণন জায়গায় থাকবো। একটা সময় গিয়ে এখানেই কেরিয়ার টা আমার গ্রো করবে। আ উম সামনে আমি হয়তোবা একটা প্রমোশন পেতাম। আ তারপরে, আরো হয় না? এই, এই মার্কেটটা অনেক বড় আসলে। এবং সবচেয়ে বড় কথা কি এই কাজটা করতে আমার ভালো লাগতো। এই অ্যা বিভিন্ন ধরনের বিপণন কৌশল ঠিক করা আ বিভিন্ন মার্কেটিং campaign তারপরে কাস্টমারদের সাথে রিলেশনশিপ তৈরি করা। আ উম তারপরে বিভিন্ন ধরনের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি, Electronics সবকিছু। প্রি প্রিন্ট মিডিয়া সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল আমার। তো উম যখন এই কথাটা শুনলাম আমার মনে হলো যে একটা বাজ পড়ল মাথার মধ্যে। আমি কি আসলে নতুন উন একটা কাজের ধরনটাই আলাদা না? আসলে অ্যা মানে যদিও বা সম্পর্কযুক্ত যে বিপণনের সাথে আ সেলস আ আ অনেকটা সম্পর্কযুক্ত। তারপরেও Stakeholder তো আলাদা। হ্যাঁ, তো ভাবছিলাম যে এখানে তো আমার সেলস এ তেমন কোন যোগ্যতা নাই। তবে হ্যাঁ, আ আমি হয়তো দ্রুত শিখে নেওয়ার মতো আমার ক্যাপাব্যাস Capacity আছে। তবে আপনি যেটা বললেন সেটা আসলেই আমার মনে একটু স্বস্তি কিছুটা হলেও এনে দিলো। যে আমি বিষয়টাকে Positively দেখতে পারি যে Management এ আমাকে এখানে যোগ্য ভেবেছে দেখেই এখানে আমাকে নিয়ে আসছে। আর আ আমার নতুন যে সহকর্মী ওখানে তো পাবো অনেকেই তাদের সাথে কথা বলা, তাদের সাথে একটু পরিচয় হতে পারলে আমার আ আমার বর্তমান যে ন মানে নতুন যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে আমি ভালোভাবে জানতে পারবো। আ প্রয়োজনে শিখতে পারবো, এবং আমার ঘাটতি গুলো আমি বুঝতে পারবো। যে কোথায়, কোথায় ঘাটতি আছে এই কাজটা ভালোভাবে করার জন্য। তো হ্যাঁ, আপনার পরামর্শটা কিন্তু আমার বেশ মনে ধরেছে। আরো যদি কোন ২ ১ টা পরামর্শ থাকে আপনার আমি সেটা আ শুনতে আগ্রহী।
হু, হু। জি। হু, হু। ইয়েপ। হ্যাঁ। জি। জি। হু, হু। জি। একদমই। জি। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আপনি বলছিলেন যে, মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে গিয়েছেন। এবং এইটার কারণে দেখা যাচ্ছে আপনার খাওয়া দাওয়া, ঘুম এ সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে। তো এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু ঠিকঠাক করতে হবে। কারণ আপনি যখন মানসিকভাবেই ঠিক থাকবেন না, তখন কিন্তু আপনি কর্মক্ষেত্রেও ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। তো আপনি আসলে চাইলে একটা সহজ রুটিন তৈরি করতে পারেন এ এবং সেখানে কিন্তু আপনার ছোট, ছোট কিছু আ অভ্যাস রাখতে পারেন। এবং দেখা যাচ্ছে যে আ এই যে রুটিনটা, সেটার মধ্যে কিন্তু একটা মানে নির্দিষ্ট একটা ঘুমের সময়, নির্দিষ্ট একটা ঘুম থেকে উঠার সময়। পাশাপাশি আসলে আ আপনি প্রতিদিন কী কী খাবার খাবেন? সেই আ ব্যাপারগুলো যদি ঠিকঠাক মত লিখে রাখেন, তাহলে মনে হচ্ছে এখান থেকে আপনার আ বের হয়ে আসাটা সহজ হবে। এগুলো পাশাপাশি উম আপনার মানসিক প্রশান্তির জন্য আপনি চাইলে একটু শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন অথবা শরীরচর্চার যে বে ব্যাপারটা আছে, সেটাও একটু করে দেখতে পারেন। তো আমার মনে হচ্ছে নিজের প্রতি সর্বোপরি যত্নটা নিতে হবে এবং কাজের ক্ষেত্র থেকেও আপনাকে কিন্তু একটু আ য যত্নশীল হতে হবে। কারণ ২ টাই যেহেতু আ একে অপরের সাথে জড়িয়ে জি গিয়েছে অলরেডি তো, সেটা আসলে ভবিষ্যতে আ যদি ঠিক না থাকে, একটার সাথে একটা কিন্তু আবার আ এরকম একটা কনফ্লিক্ট তৈরি করে ফেলবে। তো আপনি আসলে কি এভাবে চেষ্টা করতে পারবেন? কী মনে হচ্ছে?
একদম। হুম, হুম। ওকে। আচ্ছা ওকে। হুম, হুম। আচ্ছা। হুম। ওকে। এ নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারব। এবং আপনার আম পরামর্শগুলো খুবই যুক্তিপূর্ণ এবং আ সহজ। এমন না যে, এটা খুব আ কঠিন কোনো পরামর্শ এবং আমি আসলে ভেবে দেখিনি। কার না, হয় নিজের প্রতি না তেমন কোনো যত্ন আমার কখনোই আ সেইভাবে নেয়া হয় নাই। তারপরে বিশেষ করে এই পরিস্থিতি হওয়ার পরে যেন আমার আ দৈনন্দিন জীবনটায় আমি আসলে বুঝেই পাচ্ছিলাম না যে, কোনটা রেখে কী করবো, কখন ঘুমাতে যাই, কখন খেতে যাই? এটার কোনো ঠিক ঠিকানাই ছিল না আমার। আ রুটিন তো থাকলো অনেক পরের কথা। তো আপনি যে সুন্দর কিছু পরামর্শ দিলেন আ একটা রুটিন তৈরি করার কথা বললেন। তারপর খাবার দাবার আ টা সুন্দর করে স্বাস্থ্যকর খাবারটার দিকে যেন আমি পছন্দ করি। তারপর আ যোগব্যায়ামের কথা বললেন, শরীরচর্চার কথা বললেন। এটা না আমার বিশেষ করে পছন্দ হয়েছে। কারণ আমার নিজেরও মনে হচ্ছিল যে, আসলে মা কাজ করতে, করতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে, আ শরীরের প্রতি যত্ন নেয়া হচ্ছে না। আমার আ বিভিন্ন ধরনের আ ছোটখাটো সমস্যা কিন্তু আমি বুঝতে পারছিলাম যে, এই সমস্যাগুলো যেহেতু প্রতিদিন ঘটতেছে, তার মানে বড় কোনো সমস্যার এটা ইঙ্গিত হতে পারে। তো আমি যদি উম শরীরের দিকে একটু খেয়াল রাখি, আমার বেশ কয়েকটা বন্ধু জিমে যাতায়াত করতেছে। তো তাদের সাথে পরামর্শ করে আমি হয়তোবা এ একটু শরীরচর্চা করতে পারি। আ হয়তো বেশি দিন দরকার নাই। আমি সপ্তাহে যদি ৩ দিনও সময় দিতে পারি, সেটা আমার জন্য নিশ্চয়ই একটা আ উপকারী বিষয় হবে। আর ঘুমের যত্নের কথা বলে সবকিছু মিলে আ আমার কাছে মনে হচ্ছে যে, বিষয়টা আমার জন্য সহনীয় হবে।
হুম। আচ্ছা। হুম, হুম। জি। উম জি। হ্যাঁ। জি, নিশ্চয়ই। হ্যাঁ, একদম। আপনি আসলে যেভাবে বললেন, যা আপনি বিষয়গুলো চেষ্টা করবেন এবং আপনার কাছে বিষয়গুলো সহজ লাগছে। এটা শুনে কিন্তু আমারও বেশ ভালো লাগছে। যে আসলে আপনি আলরেডি চিন্তাভাবনা করছেন। যে এগুলো আসলে আপনার জীবনে আপনি ধারণ করবেন এবং একটা রুটিনের ভিতরে চলে আসবেন। আর এটুক এগুলো পাশাপাশি যদি আপনার কখনো আবার একটু চাপ মনে হয় কোন ক্ষেত্র থেকে। তখন কিন্তু আসলে আপনি সহজেই চাপটাকে মোকাবেলা করতে পারবেন। যেমন ধরেন, একটু mindfulness আ মিউজিক শুনলেন বা, ছো কাজের ক্ষেত্র থেকে যদি চাপ আসে, তখন আ একটু বিরতি নিলেন। তো এভাবে যদি আসলে আ সবকিছু ঠিকঠাক মত মেনে চলেন। তাহলে আমার মনে হচ্ছে, এইযে একটা সযত্ন আর মানসিক স্বাস্থ্যের যে একটা ভারসাম্য রাখা বা, এট এটাকে ঠিকঠাক রাখা। সেটা কিন্তু সেই জায়গা থেকে সুন্দরভাবে গড়ে উঠবে।
হুম। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম, দারুন কিছু পরামর্শ দিলেন। আমি নিশ্চিত আ আপনার পরামর্শগুলো শুনে আমি যদি এটা সঠিকভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে আ তাহলে আমি আমার পরিস্থিতি থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারব। বিশেষ করে mindfulness এর কথা যেটা বললেন, এটা মানে অত্যন্ত প্রয়োজনীয় মনে হচ্ছে আমার কাছে। য়া আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আবারো ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
জী। জি। হুম। ছাদ